না তা তো অবশ্যই। হ্যাঁ, সেটাও ঠিক। এবং আ স
আ জ্বি, জ্বি। আপনি কি কখনো এরকম কোনো সমস্যায় পড়েছেন?
আসলে দেখেন, আমি একবার পাসপোর্ট বানাতে গিয়েছিলাম দুই হাজার সতেরো-আঠারো সালে তো পাসপোর্ট অফিসে গিয়ে আমার একটা মানে ভাব আ তারা আমাকে বলেছিল যে, "২ কপি ছবি লাগবে।" তো আমি ২ কপি ছবি নিয়ে সেখানে যাই এবং পরিশেষে তারা বলে যে, "না ২ কপি না, ৩ কপি ছবি লাগবে, ১ টা ছবি এক্সট্রা লাগছে।" তো আমি ১ টা ছবি তাদেরকে দেই। এবং আগে থেকেই আমাকে বলা ছিল যে আমি যেন সত্যায়িত করে সেই ছবিগুলো নিয়ে যাই। এবং আমি ২ কপি ছবি সত্যায়িত করেই নিয়ে গেছি। কিন্তু উনারা আমাকে বলল ১ কপি বাড়তি দেওয়ার জন্য দিলাম। কিন্তু ত ওনারা ওইটা গ্রহণ করছে না। বলছে যে, "আপনি সত্যায়িত করে নিয়ে আসেন।" না আমি বললাম, "মানে আমি এই মুহূর্তে এটা সত্যায়িত কোথায় করব?" তো ওনারা বলতেছে, "ভাই এটা তো আমার সমস্যা নাই। আপনাকে সত্যায়িত করেই দিতে হবে।" "মানে এটা কি দিনাজপুরে কারো কাছ থেকে করলে হবে?" মানে আমাদের ডিস্ট্রিক্ট এ আরকি। আ তো তিনি বললেন যে, "না আপনার এলাকা থেকে হতে হবে। আপনার যে গ্রামে বাড়ি সেই গ্রামের ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে করে নিতে হবে। সেই চেয়ারম্যান এর আন্ডার এ।" কী একটা মুসিবত চিন্তা করেন, এই যে একটা ঝামেলা
হু, জ্বি, জ্বি। হু, হু। হু, হু। জ্বি, জ্বি। হু, হু। জ্বি, জ্বি। হু, হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। <chuckles> উ হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। হু, হু। জি, জি। উহু। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। এটা একটা মুসিবতই তার কারণ আ আমাদের গ্রামে তো BCS ক্যাডার মানে নাও থাকতে পারে তাই না? তাই বলে কি আমরা হচ্ছে এইযে উম কাগজপত্র সত্যায়িত করতে কোথায় যাব বলেন? যদি এলাকাতে কোনো সত্যায়িত করার জন্য BCS ক্যাডার না থাকে সরকারি কোনো চাকরিজীবী 1st ক্লাস না থাকে তাহলে কি করার বলেন?
হুম। হু, হু।